আচ্ছা, এটা বেশ একটা আ inspiring গল্প যে আপনার আসলে আপনি যে জীবনে ঠেকেছেন এবং ঠে ঠেকার পরে আপনি আসলে শিখেছেন, যে কিভাবে আসলে আবার এই ঠেকার জায়গাটা থেকে উঠে দাঁড়াতে হয় এবং পরবর্তীতে আপনি ঠিকই আবার একটা ভালো রেজাল্ট করে বাবা-মা সবাইকেই আসলে খুশি করতে পেরেছেন।
হ্যাঁ। বুঝতে পেরেছি, জি, জি। অবশ্যই।
জি। তোত এরপরে হ্যাঁ, হ্যাঁ জী বলুন।
হ্যাঁ, আসলে জি। হ্যাঁ, অ্যা মানে বিষয়টা হচ্ছে যে এর পরের থেকে মানে এখন অব্দি এখনো যেহেতু আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এখন পর্যন্ত আসলে চেষ্টা করছি যে আ মানে কিভাবে আরো সামনের দিকে এগোনো যায় ভালো রেজাল্টটা ধরে রাখার ধারাবাহিকতাটা। হ্যাঁ, মানে এইটা আ দেখা যাচ্ছে কি যে এখনো মাঝে, মাঝে মনে হয় আর ভাল লাগছে না পড়াশোনা আর কত? আর কত? কিন্তু ওই যে একটা কাজ করছে মনের ভিতরে একটা জায়গায় কিন্তু আছে যে না হার তো মারা যাবে না। আমার তো আসলে গন্তব্য অনেক দূরে। তো ওইভাবে এখনো চেষ্টা করছি আর
হুম, হুম, হুম। ভালো রেজাল্টটা ধারাবাহিকতা হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা। এই যে আপনি যে বললেন, যে ওই সময় রেজাল্ট যেরকম আশা করছিলেন, সেরকম রেজাল্টটা হলো না। তো ও হলো না তো সেক্ষেত্রে পরবর্তীতে মানে বাবা-মার কিরকম রিঅ্যাকশন ছিল? আপনি বলেছেন, যে মন খারাপ ছিলো, তাছাড়া তারা কি বকা-ঝকা করছিল বা এরকম কিছু ছিল?
হ্যাঁ, হ্যাঁ। হলো না। আচ্ছা, না আসলে এখনো মনে পড়ে যে উম মানে বকা আসলে কি দিবে? কারণ এ রেজাল্ট এসে পড়ার পরে মা-বাবা হয়তো আগে অনেক বলে, যে রেজাল্টায দিলে দেখবি কি করি। অ্যা ও এরকম, এরকম বলে, রিক্সা কিনে দিব এই কিনে দিবো, ওই কিনে ব যাই হোক তো যেটা কথা হইতেছে অ্যা যে হ্যাঁ। গা, গা গার্মেন্টসে ঢুকায় দিবা তো অথবা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, এইটাই আসলে হয়। তোহ যাই হোক এখন
হুম, হুম, হুম, হুম, হুম, হুম। হু, <chuckles> রিকশা চালাবি, ছেলেদের বেলায় আর মেয়েদের বেলায় গার্মেন্টসে ঢুকায় দিবো। বিয়ে দিয়ে দেবো। <chuckles> আ ওই রিক্শাওয়ালার সাথে বিয়ে দিবো আগের ছিল। এখন বলে গার্মেন্টসে দিয়ে দিব। <chuckles> উহ, হু, উ
<chuckles> এখন গার্মেন্টসে হ্যাঁ, আচ্ছা। তো অ্যা যেটা হচ্ছে যে আ মানে আমাকে এগুলা যখন বলছে, বলার পর এখন রেজাল্ট যখন খারাপ হয়ে গেছে তখন তো দেখেন, এখন আমি আমিও তো আস আসলে তাদের সন্তান। তাদেরও তো আসলে বুক ভারী হয়ে গেছে। আমার রেজাল্ট খারাপ হইছে বা আমারও অনেক খারাপ লাগতেছে। তো তারা যেটা করছে আমার এখনো মনে আছে যে আম্মু অনেক কান্নাকাটি করছে। মানে আ একা একাই কান্নাকাটি করতে হয়তো, আমাকে দেখাইতো না। আমাকে সান্ত্বনা দিত বা বাবাও মন খারাপ ছিল। আ মানে একটু কম কথা বলছে। এরকম না যে আমার সাথে রাগ করে কম কথা বলছে। মন খারাপের কারণে। বাবার সাথে তো আসলে সম্পর্কটা ঐরকমই মানে <scoffs> ও বুঝায়ও না বা হ্যাঁ, একটু দূরত্ব থাকেই। তো বিষয়টা এরকমই ছিল। এবং আমার তখন আসলে সত্যি কথা বলতে ওইযে বাস্তবতার যেটা রয়েছে ওইটা আমি তখন দেখতে পাচ্ছিলাম। যদিও অনেক ছোট স্কুলের কিন্তু আমার কাছে মনে হইছে যে না আসলে আমাকে দিয়েই তাদের যেহেতু পুরা সবকিছু, হ্যাঁ, সব আশা এবং আমি যখন আসলে পূরণ করতে পারলাম না তখন যে তাদের মধ্যে এত কষ্ট তো আমার আসলে তেহ তাহলে তো মানে প্রথমত আমার জীবনটা তো আসলে তাদেরকে ঘিরেই তো আমার চেষ্টাটা আসলে করা উচিত তাদের জন্য পরবর্তীতে ভালো করার বা নিজের জন্য আসলে কিছু করার। তো এর পরের থেকে আসলে একটু মন মানসিকতার মানে একটু পরিবর্তন এনেছি। কষ্ট একটু বেশি করেছি বা এখনো করছি। দেখা যাক আসলে কি হয়! জি, ইনশাল্লাহ।
হু। উহু। হুম, হুম। হু, উ হুম, হুম। একটু দূরত্ব থাকে। হুম, হুম, হুম। হু। আশা। হুম, হুম। হুম। ভালো কিছু নিয়ে আসার। হুম, হুম। হুম, হুম, হুম। ইনশাআল্লাহ ভালোই হবে। তো এই যে যেই সময়টার কথা বললেন খারাপ একটা সময় আপনার বন্ধু-বান্ধব সব A+ পেলো, আপনার A+ টা মিস হয়ে গেলো। তো সেক্ষেত্রে আসলে পরবর্তীতে কি মানে বন্ধু-বান্ধবদের রিঅ্যাকশনটা কি ছিল? তারা কি কটাক্ষ করছিল?

আচ্ছা। আ তো বেশ ভালো যে আপনি আসলে আপনার চাচাত ভাইকে সাহায্য করার চেষ্টা করছেন যাতে সে তার এই মানে খারাপ অবস্থা থেকে একটু উঠে আসতে মানে সাহস পায় এবং আসলে করে। কিন্তু ব্যাপারটা কি এই ধরনের মানুষেরা বেশিরভাগই একটু নিজেরাও ডিপ্রেশন এ থাকে তো। তো দেখা যায় যে ওরা একটু বিরক্তিবোধই করে আসলে। হ্যাঁ বিরক্তি বোধ করে। তো এই যে আ মানুষের এরকম ব্যর্থ সময় ব্যর্থতার সময় যে পরিবার তার পাশে থাকা আপনার কাছে কি মনে হয় কতটুকু গুরুত্বপূর্ণ?
সাহস পায়, হু। উ জি। বিরক্তিবোধ করে, হ্যাঁ অবশ্যই। জি। আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ। দেখেন। এখন আসলে আমার ক্ষেত্রেই যদি বলি যে আমার সময় যদি পরিবার স যদি আমার পাশে না থাকতো একদমই হ্যাঁ। ধরেন ঠিক আছে কান্নাকাটি করছে বা খারাপ লাগছে কিন্তু দিন শেষে আমাকে তো সবসময় মানে যা, যা দরকার ছিল তখন কোনো কিছুর থেকে বঞ্চিত করে নাই সান্ত্বনা দিছে। হ্যাঁ? এবং আ মানে আমাকে কোনো দিক থেকে কমতি দেয় নাই। তো কিন্তু আমি আসলে আমার জায়গা থেকে বুঝে নিয়েছিলাম যে না আমার তো আসলে আরো বেশি করা দরকার ছিল বা ওরা আসলে অনেক বেশি প্রাপ্য। তো এইখানে আসলে বিষয়টা। এখন আপ মানে আ আমার ক্ষেত্রে যদি এরকম হতো যে বাসা থেকে আসলে অনেক খারাপ ব্যবহার করা হচ্ছে বা আ একদম আসলে উ আ ধরেন খাবার-টাবার দিচ্ছে না। বা মানে হতে পারে অনেক ধরনের খারাপ ব্যবহার হইতেই পারে করে, করে। হ্যাঁ করে। তো তখন আসলে প্রভাবটা কেমন পড়ত। এক হচ্ছে গিয়ে আমার উপর এমন প্রভাব পড়ত যে আমার আসলে অস্তিত্বের কোনো দামি নাই বা আমি <smacks lips> আসলে এরকম হত। আরেকটা ডিপ্রেশন আসত যে আমি আসলে এটা করতে পারব নাকি বা কি করব জীবনে।
হু, হু, হু। সান্ত্বনা দিয়েছে। হুম। হুম, হুম, হুম। ভালো করার দরকার ছিল। হুম। হু, হু, হু। হুম। এরকম করে হ্যাঁ অনেকে অনেক পরিবারে করে, জি। হুম। হুম, হুম। যে আপনি একটা মানুষ সেটার চাইতে বড় আপনার রেসাল্ট। এরকম হয়ে যেত বিষয়টা। হুম।
হ্যাঁ রেসাল্ট। অ অবশ্যই, অবশ্যই। তো মানে হ্যাঁ আসলে এই বিষয়টা তখন অনেকভাবে মাথায় আসত। অনেক কিছু তখন মাথায় আসত। হ্যাঁ তখন আর আ মানে এটাকে শুদরে উঠে যে সামনে আগানোর বা মানে হারটা যে আসলে না মেনে সামনে আগানোর যে মনোভাবটা, এটা কিন্তু তখন আর থাকত না। হ্যাঁ তো এই প্রভাবটা কিন্তু আসলে অনেক পড়ে এবং এইটা কিন্তু দেখবেন যে খুবই দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এটা অনেক বেশি দেখা যায় এবং এর জন্য কিন্তু অনেকে ঝরে পড়ছে।
এটাই থাকত না। জি, জি। অনেক, অনেক বাজে কটুক্তিরও স্বীকার করত হতে হয়। অ বাবা-মা অনেক সময় আ এত বাজে কথা বলে যে আসলে সন্তান নিতে পারে না এবং আ বা এবং তারা খারাপ ডিসিশন মানে আত্মহত্যার মত ডিসিশন ও অনেক সময় নিয়ে ফেলে। যেটা আসলে জীবন নিজের জীবন নিয়ে নেওয়া তো আসলে কোনো সলিউশন হল না কোনো কিছুর
হ্যাঁ। নিতে পারে না। নিয়ে ফেলে। না একদমই না। হ্যাঁ মানে আ জি।
পরিবারের চাপেই ওরা এরকম করে হয়তো করে থাকে।
হু, হু। জি, জি।